আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই আসলে আমাদের ঝুঁকি নিতে হয় বা ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো আসলে এই ঝুঁকি নেওয়ার আব ব্যাপারটা আসলে কখন ঠিক বলে মনে করেন?
জি। আসলে ১ম জিনিস যেটা হলো, ঝুঁকিটা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ? সো ঝুঁকি বলতে আ আ আমরা অনেকেই কিন্তু সাধারণভাবে চিন্তা করি যে, খালি অর্থনৈতিক ঝুঁকি। যে একটা টাকার ব্যবসা, ওইখানে ইনভেস্ট করবো নাকি করবো না, লস হবে নাকি লাভ হবে। এটা এক ধরনের ঝুঁকি। অ্যা সাধারণভাবে উম কেউ যদি আমাকে যদি বলা হয় যে ঝুঁকি নিবেন কেনো, তাহলে কিন্তু আমরা সেভাবেই চিন্তা করি। আরেকটা বড় ধরণের ঝুঁকি কিন্তু হতে পারে জীবনের লক্ষ্যর ব্যাপারেই আরকি। ধরেন আমি একটা ছাত্র মানুষ, আমি হঠাৎ করে এ্যা যেম এ একটা সময় ছিল না SSC, HSC তে Science নিবে না, আর্টস নিবে না, কমার্স নিবে? হ্যাঁ? এটাই কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি হতে পারে। একটা ছাত্র একরকম লেখাপড়া করে আসছে। আসলেই। পরে পুরো জীবনটা কিভাবে যাবে, কোনটা এ কোন দিকে যাবে সেটার basis এ। হ্যাঁ? সো আমি বলবো যে আসলে ঝুঁকি বলতে আমি এই সবকটাকেই consider করি। সে সেই হিসেবে স অ্যা বাট আ আপনি যেই প্রশ্নটা করলেন যে কোন বয়সটায় বা কবে ঝুঁকি নেওয়াটা সঠিক? সবসময়ই আমার মনে হয় যে যত কম বয়সে ঝুঁকি মূলক ডিসি আ সিদ্ধান্তগুলো নেওয়া যাবে তত ভালো। তাহলে ফেরত আসার একটা সুযোগ থাকে। যদি ঝুঁকির সি সিদ্ধান্তটা ভুলও থাকে, আমি হয়তো ঠিক আছে এটা ঠিক করে নিলাম বা আমি আরেকটু কাজ করলাম এটার পিছনে। এটা সম্ভব হয়।
হু, হু, হু। জি। হুম। হুম। জি, জি। জি। হুম, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঝুঁকি হয়ে যায়। কারণ এটার উপর তো পুরো জীবনের অ্যা ক্যারিয়ারটা আসলে ডিপেন্ড করবে। হু, হু, হু। আচ্ছা। আচ্ছা। হু, হু, হু। আচ্ছা। এই হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের কথা অনেকেই বলে থাকেন যে, ছোট বয়স যদি ঝুঁকি নেওয়া হয়, তাহলে সেখান থেকে আসলে অনেক কিছু শেখারও ব্যাপার থাকে। পরবর্তীতে যখন আ আরেকটু পরিণত বয়স হয়, তখন আম এ এটাকে ওই ঝুঁকি নিয়ে যে শিক্ষাগুলো হয়, যদি ঝুঁকিটা আসলে ফেইল্ড একটা ব্যাপার থাকে যে, ফেইল্ড এক্সপেরিয়েন্স হয়ে গেছে। আ তো, সেক্ষেত্রে আসলে উম পরবর্তীতে এটাকে কাজে লাগানো যায়। তো, অ অনেক, অ অনেক সময় এটা আসলে মানুষকে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে মানুষকে সাহায্য করে, একটা ভূমিকা পালন করে থাকে। তো, এ এই আ যে আপনার ক্ষেত্রে কি এরকম কিছু ছিল যে, ঝুঁকি নিয়ে আপনি আ খুব অ অব আপনার মনে হচ্ছে যে ঝুঁকি নেওয়াটা খুব জরুরি ছিল এই সময়?
জি। হুম। আসলেই। হুম, অনেক বড়, অনেক বড়। আসলে, ঝুঁকি নেওয়াটা হ্যাঁ, আমার ক্ষেত্রে এরকম বেশ কয়েকটা ঘটনাই আছে। আ আমরা যেই পয়েন্ট এ কথা বলছিলাম সেইদিকেই যদি থাকি যে, পড়ালেখার বা জীবনের লক্ষ্য নির্ধারণের ঝুঁকির কথাই যদি বলি, শো সেখানেই আমি একটা আব খুব বড়, বড়সড় ঝুঁকি এক সময় নিয়েছিলাম আসলে। সেটাই, উ সেই গল্পটা বলতে পারি। ধরেন, আ বলার আগে এ এক ধরেন আমি যদি একটু পারিবারিক ব্যাকগ্রাউন্ড টা বলি, এ সো আমার বাবা, চাচা ২ জনই হলেন ইঞ্জিনিয়ার। হুম, <laughs> নানা, দাদা ২ জনেই ছিলেন ডাক্তার। সো, পুরো পরিবার ভর্তি হলো সরকারি অ কর্মকর্তা, অ অ ডাক্তার, ইঞ্জিনিয়ার, এর বাইরে কেউ কিছু নাই আরকি আমাদের হুম, যখন আমরা বড় হয়েছি দেখেছি। হ্যাঁ, সো
আচ্ছা। হু, হু, হু। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা।
পরিবারে যে কেউ কখনো ব্যবসা করেছে এরকম মানে অনেকে থাকে না ব্যবসায়ী পরিবারের সন্তান। আমার ব্যাপারটা স কিন্তু সেটা না। মোটামুটি সবাই অ্যা ঠিক আছে, মোটামুটি এক মধ্যবিত্ত স্বচ্ছল পরিবার, এ যেখানে সবাই এ শিক্ষিত মোট more or less <chuckles> ডাক্তার, ইঞ্জিনিয়া হ্যাঁ, হ্যাঁ, এ উম আসলে উব খুব বেশি এ এমন না যে প্রচুর অর্থবহুল জীবন। কিন্তু এ মোটামুটি স্বচ্ছন্দে চলাফেরা করার মত অবস্থায় আছে আরকি। আমরা যে আমিও মোটামুটি খারাপ ছাত্র না কখনোই অ্যা ক্লাস এ nine, ten ম মানে এ বা SSC, HSC সবকিছুতেই রেজাল্ট বেশ ভালোই ছিল। ইয়া আ সবকিছু মিলিয়ে। অ উম এ যেটা হয় আরকি বাংলাদেশেও বা পারিবারিক একটা চাপ তো থাকে। যখন আপনি HSC টা পাস করলেন, Undergrad এ যখন যাবেন, বাট একটা ১ম চাপটা থাকে সাইন্স নিবেন না আর্টস নিবেন। এটাও আ আসলে আমি সায়েন্সই নিয়েছিলাম। এ্যা মানে সেখানে আমার চাপটাও ছিল সাইন্স এর দিকেই। তখন আমি 7, 8 এর পরে তখন একবার চিন্তা করেছিলাম যে, হ্যাঁ, সাইন্স ছেড়ে কমার্স এর দিকে কি যাব নাকি যাব না? উম তখন কিন্তু তারপরেও আমি সাইন্সই নিয়ে এগিয়েছি। তখন আস হয়তো সেই অর্থে ঝুঁকিটা সেই অর্থে নেইনি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে। হ্যাঁ। হু, হু, হু, হু। <clears throat> আচ্ছা। হু, হু। আচ্ছা। science নিতে হবে। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা।
কিন্তু তারপরে ধরেন, যখন আমি এইচএসসিটা শেষ করলাম, তখন আসলে একটা বড় চাপ আসলো যে, অ্যা "মেডিকেলে পরীক্ষা দিতে হবে। তোমার রেজাল্ট ভালো। ইঞ্জিনিয়ার বুয়েটে তো পরীক্ষা দিতেই হবে। তোমার রেজাল্ট ভালো।" কিন্তু আমি উম এ মানে তখন কোন এক কারণে না আসলে আমি যেটা আন দেখতাম যে আমার বাবা তো সরকারি চাকরি করতেন এবং ইঞ্জিনিয়ার। তো সময় দিতে পারতেন না। উনি অনেক বদলির চাকরি। এ আজ এখানে বদলি, কাল ঐখানে বদলি। আমরা এক জায়গায় থাকতাম আরেক যে উনি আরেক জায়গায় থাকতেন হ্যাঁ, হ্যাঁ। সে আ যেহেতু আমরা বড় হয়েছি, আমাদেরকে সব জায়গায় নিতে পারতেন না। কারণ তাহলে আমাদের লেখাপড়ায় উম বিঘ্ন ঘটবে। হ্যাঁ? তো এই কারণে আমার মনে হলো যে না আমি এই জীবনটা চাই না। আমি অন্য একটু সহজ সরল জীবন চাই ভাই। <laughs> ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদেরকেও দেখতাম যে রাত-বিরাত পর্যন্ত চেম্বার করে। হ্যাঁ? ভাই এ আমার মাঝে মনে হয়েছে যে জনস্বার্থে এতো কিছু আমি করতে পারব না। উম আমি একটু সহজ সরল জীবন চাই।
আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। সরকারি চাকরি তো এরকমই হয়ে থাকে সবসময়। হুম। হুম, হুম, হুম। আচ্ছা। আ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিসও হয়ে থাকে যে ওরা কিন্তু ৪৫ এর পরে গিয়ে দেখা যায় যে ভালো করে earn করাটা শুরু করে। আ খুব আর মানে অ্যা অনেক প্রেশার থাকে। হ্যাঁ। হুম, হুম।
হ্যাঁ, হ্যাঁ, আসলেই। তার আগ পর্যন্ত এতো প্রেশার এতো প্রেশার মানে এটা তো উম আম এক এক্সাক্টলি। এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে, না আমি এইগুলো দেখব না। তখন সেই সময়টাই ধরেন বাংলাদেশে এইযে বিবিএ, এমবিএর যুগ চলে আসছে টাইপ একটু। একটু flashy ব্যাপার-স্যাপার। আমার কাছে দেখে মনে হলো যে আমি ঐ লাইনেই যাবো। হ্যাঁ? <scoffs> সো এবং আমি এই ক্ষত্রে ক্ষেত্রে আমি সারাজীবনে একটু মানে খুব অ্যা নির্ধারিত এ গন্ডির মধ্যে একটু থাকার চেষ্টা করি আরকি। যখন একটা লাইন চিন্তা করেছি, তখন আমি ঐটাই যাবো। মানে সাইন্সের স্টুডেন্ট হিসেবে উম বেশিরভাগ মানুষ কি করে? যে ঠিক আছে, "আমি যেহেতু পাশ করেছি, রেজাল্ট ও ভালো। আমি সব কয়টাই ট্রাই করবো।" যে আমার অ সঙ্গে আমার বন্ধু-বান্ধব কিন্তু এরকম অনেক আছে যে বিবিএ, এমবিএতেও পরীক্ষা দিয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিয়েছে। <scoffs> তারপরে আ অ্যা বুয়েটে এও মানে ইঞ্জিনিয়ারিং কলেজেও পরীক্ষা দিয়েছে, মেডিকেল কলেজেও পরীক্ষা দিয়েছে। সব কয়টা দিচ্ছে। আমি বলছি, "না আমি এতো কিছু করতে পারব না। আমি শুধুমাত্র ঠিক আছে। সবচেয়ে ভালো কি অ্যা ঢাকা ইউনিভার্সিটির আইবিএ। ঐখানে ট্রাই করে দেখছি। আর আরেকটা উম আরেকটা জায়গায় বিবিএর জন্য ট্রাই করবো। তাও দুইটাই পাবলিক ইউনিভার্সিটি।" উ হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম, হুম। হুম। আচ্ছা। আচ্ছা। তো এটা তো একটা বিশাল বড় ঝুঁকি। কারণ আইবিএতে চান্স পাওয়াটাও তো অনেক আ কু বেশ একটা কঠিন ব্যাপার।
হ্যাঁ, আসলেই। বেশ কঠিন একটা ব্যাপার। সো আইবিএতে আমি ট্রাই করলাম। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ। আমি বললাম যে, "এই ২ টা টপ ২ টা। এই ২ টা আমি ট্রাই করবো। হলে তারপরে দেখা যাবে কী হবে?" তো এই সময়ে আমার পরিবার থেকে বিশাল একটা চাপ এসেছিল।
হুম।
অ্যা আ আমার বাবা ইন ফেক্ট আমাকে হয়তো কিছুটা সাপোর্ট দিয়েছে, "ঠিক আছে, ও পড়তে চাচ্ছে, দেখি।" কিন্তু আবার আমাকে এই সাবধানে এইটা বলছে, "দেখো বাবা আমাদের কিন্তু এতো টাকা নাই যে তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটি তে অনেকদিন পড়াবো বা উ তোমার ভাইবোনরা আছে। তুমি এ্যা তোমাকে হয়তো পারবো, বাকিদেরটা সবারটাই তোমাকে দেখতে হবে। সরকারি চাকরি তো করি আমি। এ্যা যতই বড় চাকরি করি, সরকারি চাকরির বেতন তো আ অত বেশি হয় না কখনো। সম্মান থাকে।" হ্যাঁ। সো ঐ ঝুঁকিটা আমি বলবো যে আমার জীবনের ওয়ান অফ দা বিগেস্ট ঝুঁকি। <chuckles> কারণ, এই সেই সময়টায় মাত্র ২ টা জায়গায় দিয়েছিলাম। আ চেষ্টা করলাম। তো এই এ এবং তখন আমার ইচ্ছা ছিল যে আমি এই লাইনে যাবো। নিজে যদি কখনো নি নিজের ব্যবসা দাঁড় করাতে পারি তো ভালো। নিজে ব্যবসা দাঁড় করাতে না পারলেও, তখন তো এইযে বাংলাদেশের কর্পোরেট গুলা আস্তে, আস্তে বড় হচ্ছে। ভে ভেবেছি যে, হ্যাঁ, ঐসব জায়গায় একটা ভালো পজিশনে চাকরি করবো, ই করবো।
হুম। আচ্ছা, আচ্ছা। উম আচ্ছা। জি। জি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ ,হ্যাঁ। তো এই যে আইবিএ তে যে পড়ার ইচ্ছা এবং আইবিএ তে যে পরীক্ষা দিবেন, এই ধরনের চিন্তাভাবনা করলেন। একটা তো এটা তো আসলে বিশাল একটা ঝুঁকি। কারণ আইবিএ তে চান্স পাওয়াটা আসলে খুবই কঠিন। সি অ্যা সিট সংখ্যা খুবই কম থাকে এবং অনেক কঠিন আসলে। তো আসলে পরবর্তীতে কি সফল হতে পারলেন আইবিএর অ্যা যাত্রায়?
জি। খুবই। হুম। আইবিএর যাত্রায় পুরোপুরি সফল হতে পারি নাই। এইখানে একটা মজা। সো আইবিএ তে আমাদের সিট ছিল ৬০ টা সারা দেশে। এবং আপনি যেটা বললেন আসলে ও হবে বাংলাদেশের সবচেয়ে কঠিনতম পরীক্ষাগুলার একটা। সো এ এখানে যেটা হলো আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আমার রিটেন টা আম আমি পরীক্ষা খুব ভালো হচ্ছিলো কিন্তু রিটেনে আমি একটু টাইম কমস অ্যা সময়ের সম স্বল্পতায় পড়ে গিয়েছিলাম। মানে শেষ দিকে যেয়ে আমি এন্সার পারি নাই। খুব ফাস্ট কাজ করতে হয় তো। জি।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আ অনেকেই কিন্তু এটা বলে থাকে যে, এই সব টাইমের জন্য হ পরীক্ষাটা অ্যা ব পরি এতটুকু সব পেরেও, টাইম এর জন্য ভালো হয়নি পরীক্ষাটা। মানে ঠিকমতো দিতে পারে নাই। হুম।
আসলেই। তো আমার পরীক্ষাটা যে আমার কাছে শেষ দিকে যেয়ে মনে হয়েছে যে মানে ঐ আইবিএ পরীক্ষার ৪ টা ভাগ থাকতো। এখন কি হয় আমি জানি না তখন। সো ৪ টা ভাগের মধ্যে ২ টা ভাগ ম্যাথমেটিক্স এবং অ্যানালিটিকাল আমি খুব ভালো দিয়েছি। তারপর দেখলাম বাকি ২ টা ভাগ যখন লিখতে হবে, করতে হবে, সেখানে আমার টাইম চলে গেছে। হ্যাঁ। উম সো আমি বু আমি জানতাম যে আমি পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছি। কিন্তু আমার আমি আমার যা লেভেল, সেই অনুযায়ী দিতে পারি নাই। উ কিন্তু যাই হোক কিছুদিন পরে যখন রেজাল্ট আসলো, দেখলাম যে আমি পাস। অ্যা আমি বললাম, "বাহ! খুবই ভালো।" হ্যাঁ। কিন্তু উম এর পরের পার্টটা হলো না, কিন্তু তখন অ অ্যা বিশাল ব্যাপার হলো এইখানেই ব্যাপারটা। ওরা নিয়েছে ১২০ জন। ১২০ জন থেকে মানে যতগুলা সিট তার ডাবল লোক নিয়েছে। তার থেকে 50% কে ওরা উম বাদ দিয়ে দিবে ভাইবা
হুম। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। তাহলে তো বিশাল ব্যাপার। তো পরিবারের সকলেই তো তখন অনেক খুশি হল। আচ্ছা।
হু তো রিটেন খুবই খারাপ হলো। <scoffs> উব আ মানে আমি আমার অ্যা আম আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবছি যে ঠিক আছে, এখন জাহাঙ্গীরনগরই ভরসা। হ্যাঁ? <scoffs> এরকম অবস্থায় ছিলাম। রিটেন খুবই ভালো হলো কিন্তু পেয়ে গেল। তারপরে কয়েকদিন পরে ভাইভা হলো। এবং আমি তা ভাইভা টা আমি আবার খুব ভালো দিলাম। ভাইভা দিয়ে আমি তো খুবই আনন্দে আছি। ইয়ে যাক এবার তাহলে রিটেন এত খারাপ দিয়ে যখন হয়ে গেছে। ভাইভা তে তো হবেই।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা।
কিন্তু ধাক্কাটা আসলো পরেই। কয়েকদিন পরেই যখন আমি দেখলাম যে, আমাকে আমি সেই যাই ৫০ জনকে বাদ দিয়ে দেয়া হয়েছে। বা যে 50% কে বাদ দিয়ে দেয়া হয়েছে। আমি তার মধ্যে আসলে। তো পরে আমি যেটা আ এম কাহিনী বুঝলাম যে ওরা রিটেনের পারফরম্যান্স টাকে এখনো বেশি গুরুত্ব দেয়। সো আমি হয়তো খারাপ করি নাই। কিন্তু ওই ১২০ জনের মধ্যে হয়তো আমি একশো ১০০ তম। ওরা তো নিবে ৫০ জন বা ষাট ৬০ জন। হয়তো এই কারণে ভাইভাতে আমাকে বাদ দিয়ে দিলো।
আচ্ছা। আচ্ছা। কিন্তু এ এখন অনেকে বলে থাকে যে, আ আইবিএ ভাইভা টা অনেক বেশি জটিল। রিটেন এ টিকে গেলেও ওই ভাইভা তে অনেকেই মার খেয়ে যায়। যে, হয় না রা এ অব মানে
হ্যাঁ। না। কিন্তু ধরেন ব্যাপারটা আসলে অতটা না। কারণ রিটেন এ কিন্তু ধরেন কমপিট করে হয়তো লাখ খানেক লোক। হ্যাঁ? লাখ খানেক থেকে একশো বিশ জন হয়তো আসে। সেই ১২০ জন থেকে তো হয়তো তার ৬০ জন মানে ভাইভার 50-50 চান্স হয় আরকি। ভাইভার সময় অনেকটা। সো জটিল বা কঠিন ব্যাপারটা আমি জানি না আসলে। আমার ভালো হয়েছিল আমি জানি। <scoffs> ব্যাপারটা এ এ ব্যাপারটা আসলে আব বাট রিটেন এ আবার একটা জিনিস যেমন আমি তো অ অংকের অ্যানসার করছি। আমি যে অং অংকের অ্যানসার করেই জানি যে এটা হবেই। এটা না হওয়ার কোনো অপশন নাই। অথবা হবে না। এটা তো মানে Yes or no। ভাইভার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা আমার হয়তো মনে হচ্ছে এটা তো একটু হলেও subjective হুম। এই আসলেই। আমার হয়তো মনে হচ্ছে ভালো হয়েছে। যে শুনছে তার হয়তো মনে হচ্ছে না। এটা তো এ আরো ভালো হতে পারত। এটাও হতে পারে।
হুম। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। তাই না? হ্যাঁ। আ একটু এক্সপ্লেনেশন করা লাগে। কিভাবে বললাম? এই ব্যাপারগুলো থাকে। হ্যাঁ। আ অ অথবা এমনও হতে পারে যে, আপনারটা হয়তো ভালো হয়েছে। কিন্তু এর থেকেও হয়তো আরেক জনেরটা আরেকটু ভালো হয়েছে। এরকম একটু ব্যাপার ছিল আ উ উম আ
স সেটাই। এ এটাই হতে পারে। আসলেই। আর হ্যাঁ, এটাই হতে পারে। তো আমিও তাহলে ঊম আ পরে তখন আমার একটু মন খারাপ হলো যে হ্যাঁ হইল না। কি আর করা। তো তারপর আমি জাহাঙ্গীরনগর থেকে বিবিএ টা শেষ করলাম। এ যাই হোক, বিবিএ শেষ করে পরে আবার কিন্তু ত তখন আমার মধ্যে ওই, ওই যে ঝুক ঝুঁকির কথাতে ছিলাম তো। তো এটা ছিল অন বিগেস্ট ঝ ঝুঁকি বলতে পারেন। এই ২ টা জায়গাতেই পরীক্ষা দিয়েছি। যদি কোনটাতে না হতো আমি শেষ। <scoffs> জাঙ্গীরনগর থেকে আমি ভালোভাবেই শেষ আ শেষ করতে পারলাম। তারপরে দেখলাম যে উ এবং তারপর তো চাকরি জীবনে বেশ ভালো করেছি। অ্যা এবং এ এক পর্যায়ে আইবিএ থেকেই এমবিএ করেছি। এক পর্যায়ে মানে না ইন-ফ্যাক্ট বিবিএ শেষ করার পরপরই আমি আবার আইবিএ থেকে এমবিএ করেছি। ভালোই করেছি সেখানেও। তো আমি বলবো যে ঝুঁকির ফলটা খারাপ হয়নি আমার জন্য। আমি এটলিস্ট যা চেয়েছি হ্যাঁ এখন পর্যন্ত, তারপর তো চাকরি জীবনে এসে উম বিয়ে হয়েছে, বৌ বাচ্চা হয়ে আছে। আমাকে এটলিস্ট আমার যে পয়েন্টটা ছিল যে, ওদেরকে রেখে আমি অনেক সময় কাটাবো না বাইরে। উহু এখন পর্যন্ত আমি আমার জীবনে সেই balance টা মেইনটেইন করতে পেরেছি। আমি সেটা বলব। তো সেই যে এ পয়েন্ট এ আমি ঠিক আছি। ঝুঁকিটা কাজ করেছে।
আচ্ছা। আচ্ছা। আ আচ্ছা। আ আচ্ছা। বাহ! আ এটা তো বেশ ভালো। তোব হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা, সেটা আপনি করতে পেরেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা, এটা আসলে খুবই ভালো একটা ব্যাপার। আস আ জি, এটা আসলে খুবই একটা ভালো ব্যাপার। ঝুঁকি নিয়ে আসলে আপনি একটা আ ভালো সিদ্ধান্তেই পৌঁছেছেন। অনেকে কিন্তু ঝুঁকি নিয়ে আসলে ভাবে যে, এটা করবো পরবর্তীতে এ ঝুঁকির কারণে অনেক ক্ষতিগ্রস্তও হতে হয়। এবং ঝুঁকিটা অনেকটা ওই যে বলে না যে, ক্যালকুলেটিভ রিস্ক হওয়া উচিত যে আমি আসলে ঝুঁকিটা কতটুকু নিতে পারবো। বা এটার যদি আমি ফেইল হ্যাঁ, হ্যাঁ না হলে পরিকল্পনা পরবর্তী পরিকল্পনাটা কি হবে? এটা অনেকে করে থাকে না। তো আপনার কাছে কি মনে হয়? এইটা কতটুকু গুরুত্বপূর্ণ যে, এই ক্যালকুলেট করে নেওয়াটা। বা না হলে প্লান বি রাখা এটা কতটা গুরুত্বপূর্ণ?
<chuckles> সেটাই। আসলেই। হ্যাঁ, মানে এটা না হলে কী হবে? যদি ফেল করে তখন কী হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো আসলে plan B সবকিছু তো আসলে জীবনে পরিকল্পনা মাফিক হয় না। ধরেন আমি এইযে বললাম আমি তারপরেও জীবনে আমি যা চেয়েছি, আমার আমার থিওরিতে আমি জীবনে যা চেয়েছি তাই ক করতে পেরেছি। খারাপ করছি না। কিন্তু আমার কিন্তু আমার এমন বন্ধু-বান্ধবও আছে যে হয়তো এই সময়ে ডাক্তারি পরীক্ষা দিয়েছিল। সে ডাক্তার হয়ে এখন হয়তো শুরুতে অনেক স্টা অ্যা হ্যাঁ, হয়তো স্ট্রাগল করেছে। আপনি যেটা বললেন, "ডাক্তারদের টাইম লাগে।" এখন হয়তো সে আবার খুব ভালো আছে। হ্যাঁ, অ্যাস আমি যদি কম্পেয়ার অ্যা compare করি, তাহলে হয়তো মনে হবে যে, না, ও তো আ টাকার মূল্যে আমার চেয়ে বেশি ই হয়তো যে টাকা জোগাড় করছে, ইত্যাদি। সো এইটা একটা। আরেকটা জিনিস বলবো যে, বি সবকিছু তো আসলে পরিকল্পনা করে হয় না। ধরেন আ মানসিক ই ইয়ে ইয়েটাও আসলে খুব জরুরি। অ্যা অ্যা strength টা। শান্তির জায়গাটা strength টা। কারণ আমি হয়তো এই আইবিএ তে যখন ফেল করলাম, আমি যদি চিন্তা করলাম যে, "এই আমি এখন কি হবে?" বলে সারাদিন মাথা অ্যা নিচু করে যদি বসেই থাকতাম, তাহলে কিন্তু আর আমার হতো না। হুম? উম কারণ, আমার আসলেই কিন্তু plan C বলে কিছু ছিল না। Plan B পর্যন্ত ছিল। Plan C বলে কিন্তু কিছু ছিল না। আ সেই অর্থে. কিন্তু আমি সিউর আ যদি আমার অ্যা সেটার আ 2nd টাতেও ফেইল করতাম, আমি হয়তো উম অ্যা তখন আমাকে plan C তে যেতেই মানে এ এখানে আরেকটা কি হতে পারে? যে আমি আগে দেখেছি আমার খুব অ্যা কাছে আর আরেকটা বন্ধু এরকমই আরেকটা কাজ করেছিল। কিন্তু ও যখন ফেল করলো, ও যেটা করলো ও আর এ এতো মন খারাপ করে বসেছিল, উম যে আর ও পরে মা প্রায় ২ বছর ও লস করেছে। পরে একদম পুরোপুরি উম এইযে বাবার ব্যবসায় প্রাইভেট একটা ইউনিভার্সিটি থেকে কোনোমতে ওকে ওর বাবা জোর করে ঢুকিয়েছে। ও নিজে পড়ে নাই। ম মানে অনেক অল ছাত্র হিসাবে কখনো অত খারাপ ছিল না আমাদের সঙ্গ কিন্তু তারপরে সেই হিসাবে মানে ওর উম আমি বলবো ওর মানসিক অ্যা শক্তিটা অনেক কমে গিয়েছিল।
হুম। হু, হু, হুম। হুম। হুম। জি। আচ্ছা। আচ্ছা। হুম, প্রশান্তির জায়গাটা। হুম, হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম, হুম। আচ্ছা। <laughs> আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। হুম। ওহহো! হুম, হুম। আচ্ছা।
আমার মতে ঐটা অনেক বেশি জরুরি।
হুম। এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে যে আম এটা মানে ওইযে চাপ সামলানোর ব্যাপারটা সবার মধ্যে আসলে সে সমানভাবে থাকে না। তখন একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো আসলে এইযে ঝুঁকির ব্যাপারটা, ঝুঁকি আ নেয়ার ক্ষেত্রে আসলে নিজে যেমন আমরা ঝুঁকি নেই, তারপরে আ তখন কিন্তু আমাদের পরিবার যখন হয়ে যায়, পরিবারও সেই ঝুঁকির মধ্য দিয়ে কিন্তু চলে আসে। তারাও একটা হ্যাঁ, ভাগীদার হয়ে যায়, হ্যাঁ, ভাগীদার হয়ে যায়। হ্যাঁ। আ তো এইক্ষেত্রে পারিবারিক কোনো আশা বা চাপের ব্যাপার কি ছিল ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে?
জি। <chuckles> জি। ভাগীদার হয়ে যায়। ওরা তো ঝুঁকির একটা ভাগীদারই হয়ে যায়। ওদের আশা থাকে, অনেক কিছু থাকে। হ্যাঁ, অবশ্যই। পারিবারিক চাপটাই তো অনেক বড়। ধা আমি বললাম না? আমার বাবা হয়তো আমাকে সাপোর্ট দিচ্ছিলেন। মা হয়তো কিছুটা দোনোমোনো করছেন। কিন্তু ওইযে অনেক অমুক কাজিন তমুক এ এই, <chuckles> সবাই তাদের দিক থেকে কিন্তু অনেক বেশি চাপ ছিল। "তোর রেজাল্ট এত ভালো, তুই তারপরে এসব করবি না কেন? <chuckles> তুই পরীক্ষা দে। বাকিটুকু আমরা দেখব।" <chuckles> এ এরকম অনেক কিছু তো ছিল। এবং আমাদের তারপর আইবিএতে যখন বাদ হলাম, সবচেয়ে খারাপ যেটা হয় আমাদের পারিবারিক বা, সামাজিক পরিবেশে উম ১ টা এ গ্রুপ হয়তো সান্ত্বনা দেয়
হু, হুম। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। হুম, হুম, হুম। আরেকটা গ্রুপ তো তাচ্ছিল্য করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হলো না। হা। <scoffs>
আরেকটা গ্রুপ কিন্তু এসে তারপরে, "দেখেছিস? বলেছিলাম" হ্যাঁ। এ বা "ও কি করলো এই কাজটা? নিজের নিজের বুদ্ধিতে চললে তো এরকমই হবে।" হ্যাঁ? ধরেন, এই ধরনের বুধ এ কথা কিন্তু অনেকদিন ধরে শুনে শুনে আসতে হয়েছে। হ্যাঁ। <chuckles> এই এইটা হ্যান্ডেল করাটা আসলে খুব জরুরী।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। অনেকেই বলে থাকে। আম তবে আবার অনেকেত অনেকেই বলে থাকে যে, "নিজের এ নিজের বুদ্ধিতে ঝুঁকি নিয়ে একটু আ যদি কেউ অ ক্ষতিগ্রস্ত হয়, ওই ক্ষতিটার মধ্যেও একটা শিক্ষা থাকে।" সেটাও ভালো। ও অন
আসলেই। আমি বলবো এটাই সবচেয়ে জরুরি। আম মানে নিজের আমাদের সামাজিক পরিবেশটা হয়তো একটু জটিল। বাট আমি বলবো এটা খুব জরুরি। নিজের দিকটা খেয়াল রাখা। দিনশেষে নিজেরই কিন্তু কেউ কিন্তু আর বাঁচাতে আসবে না। আমার যদি অন্য পথেও যদি আমি যেতাম, সেখানে যদি আমি খারাপ করতাম, তখন কি অন্য কেউ আমার পাশে আসতো? তা কিন্তু হতো না।
জি। জি। জি। হু। জি। জি। তো ঝু ঝুঁকির ব্যাপারগুলো নিয়ে আসলে আপনার সাথে কথা বললাম। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। খুব অনেক ধ ভালো থাকবেন। ধন্যবাদ।
<chuckles> না আপনার সঙ্গেও কথা বলে অনেকদিন পরে মন খুলে একটু কথা বললাম। অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।
হুম।